আ কম্পিউটারেও খেলি, মোবাইলেও খেলি। সব জায়গায় খেলি আসলে। অ্যাউ যেখা যেখানে যে গেমটা খুবই ইন্টারেস্টিং লাগে আরকি।
আ আচ্ছা। আচ্ছা, আচ্ছা। কম্পিউটারে কি, কি গেম খেলেন এখন?
আ ভাই আমি কম্পিউটারে কারেন্টলি হচ্ছে 'Marvel Rivals' খেলছি। 'Indiana Jones and the Great Circle' খেলছি। 'The Circle' নতুন যেটা বের হচ্ছে 'Indiana Jones' এর আরকি। ওইটা। তারপর হচ্ছে কয়েকদিন আগে 'God of War' 2018 টা শেষ করলাম। 'কন্ট্রোল' শেষ করেছি।
বাহ! হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। কল অপ 'Call of Duty' শেষ আপনার?
গ না 'God of War' ভাই। 'Call of Duty' টা না আমার কেনো জানি particularly এত পছন্দ হয়নি আসলে।
ও। আচ্ছা, আচ্ছা। হতে পারে। সবার পছন্দ তো আর একরকম না।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে আর কয়েকদিন আগে হচ্ছে 'কন্ট্রোল' নামে একটা গেম আছে। বুঝছেন। খুবই ইন্টারেস্টিং একটা গেম। খুবই ইন্টারেস্টিং একটা মেকানিক্যাল একটা গেম। ঠিক আছে? গেমের লোয়ারটা হচ্ছে আপনে সা ডাইরেক্টলি পারবেন না। ঠিক আছে? আপনে হচ্ছে কতগুলা ফাইল-টাইল থাকে পুরা গেমের ভিতরে। আপনি ওইগুলা যদি পড়েন তখন হচ্ছে গেমের ফাইল অ তখন আপনার আরো লোটা ভিতরে লোয়ারটার ব্যাপারে জানবেন। আর ওইটা ও ওইখানে হচ্ছে আপনার একটা আপনার একটা ক্যারেক্টার থাকেন যার telekinetic abilities আছে আরকি। তো সে ও হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে সে মারে। আর সে মাঝে, মাঝে উঠতেও পারে, ইয়াও করতে পারে। খুবই মজা লাগে আমার গেমটা। খুব একটা খুবই ভালো একটা গেম বানানো হয়েছে আসলে। আপনি কি এ গেম খেলেন?
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ওহহো! ওরে বাবা, বিরাট ব্যাপার! আচ্ছা, আচ্ছা। বেশ ইন্টারেস্টিং তো। বাবা! যাক ভালো।

আসলে খুবই সু মানে সুন্দর একটা জিনিস। আমার নিজের বই পড়াটা হচ্ছে দেখা যায় যে, আমাদের পা পারিবারিক সবাই কম বেশি বই পড়ে। কিন্তু আমি আ আগে ছোটবেলায় এত বেশি বই পড়তে পছন্দ করতাম না। ক্লাস 9 এ যখন উঠি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্লাস 9 এ যখন উঠি তখন আমার হ্যারি পটার বইটার সাথে হচ্ছে, আমার বোন আমাকে ইন্ট্রোডিউস করে। তো ত হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কেউই করে না। আচ্ছা, হ্যারি পটার। খুব পছন্দের একটা বই।
তো তখন যেয়ে হচ্ছে আমার বই পড়ার পিছন একটা ভিতরে একটা খুবই আ উম নেশার মত করে জু ঢুকলাম আমি এটার ভিতরে
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি হ্যারি পটার ১ম কি ইংরেজি পড়ছিলেন, নাকি বাংলা অনুবাদ পড়ছেন?
আমি ব আ আমি ইংলি এ ইংলিশেই পড়েছিলাম আসলে। ইয়া হ্যারি পটারটা। আপনি কি ইংরেজিতে পড়েছিলেন নাকি বাংলায়?
আচ্ছা, আচ্ছা। আমি ১ম এ বাংলায় পড়েছি এর পরবর্তীতে কিছু অদ্ভুত শ শব্দ আছে বাংলা অনুবাদে, যেগুলার ইংরেজির থেকে যেমন, উইচকে ওরা জাদুকরি বা এই টাইপের, মাগলকে ওরা আ অন্য ধরনের এমন, এমন বাংলা ব্যবহার করে, যেগুলো খুবই অদ্ভুত লাগে। এরপরে আমি পুরো ইংলিশ সিরিজ টা অরিজিনাল, ইংল্যান্ড থেকে আনাইছি। আমার কিন্তু বই কেনার শখ আছে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমাদের আবার একটু, আমি হচ্ছে আমার বই পিডিএফ এ বেশি পছন্দ ক পড়তে পছন্দ করি। কারণ হচ্ছে দেখা যায় যে, আমার ডে টু ডে লাইফ এর বেসিস এ এত সময় থাকে না। আমি হচ্ছে বই পড়তে পারি যখন আমি অ বাসের উ বাসে উঠে থাকি আরকি। সো তাছাড়া আমার আসলে সময় হয় না যে, আ বই পুরা পড়ে উঠব বা বই স মানে ইয়া করব। মানে আমার বইয়ের গন্ধ খুবই ভালো লাগে আসলে।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বুঝতে পেরেছি। আমি একসময় পিডিএফ খুব পড়তাম। আমার এখনো কিন্ডল বা ট্যাব আছে। তবে এখন আর ভালো লাগে না। সারাদিন কর্মক্ষেত্রে কম্পিউটার স্ক্রিন এর সামনে থাকার পরে, আর ওই স্ক্রিন এর দিকে তাকাইয়া বই পড়তে ইচ্ছা করে না।
হ্যাঁ, হ্যাঁ।